তো আমরা গেলাম। সেখানে আমাদের ২০ জন গেছিলাম, আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম সহ।
উ জ্বী।
তো 'টিম টুয়েন্টি' নাম হয়ে গেলো। তখন না বুঝলাম যে আমার পরিকল্পনায়
হুম, হুম। ও 'টিম টুয়েন্টি' মানে আপনার হচ্ছে ২০ জন আর 'টিম টুয়েন্টি' বেশ কিন্তু মজার এই বিষয়টা।
২০ জন। হ্যাঁ, হ্যাঁ আমাদের গ্রুপটার নাম ছিল 'টিম টুয়েন্টি'। তো তখন আমি বুঝেছি যে আমার বিবেচনা আমার অ এর আগে আমি ইন্ডিয়া গেছি, দার্জিলিং গেছি, দীঘা গেছি, সিঙ্গাপুর গেছি। কিন্তু আম ...ওখানে দেখ বুঝলাম যে আমার ১ টা জিনিস বিবেচনায় রাখা হয়নি বেশি ভালো করে। সেটা হল পোশাক, শীতের কাপড়।
হুম। আচ্ছা।
অ্যা উম ওখানে গিয়ে বুঝলাম যে, ঠান্ডা কাকে বলে? <chuckles>
হ্যাঁ, এইটা তো খুবই গুরুত্বপূর্ণ। ম মানে কোনো বিশেষভাবে ভাবে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। যে, ওখানে গিয়ে কি পড়ব? আমাকে মানাবে কিনা? আবার এখন তো উ ফটোগ্রাফির একটা ট্রেন্ড আছে। যে সুন্দর লাগতে হবে। আবার অনেকে তো সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে। তো সেইজন্যই কি আপনি চিন্তা করছিলেন, এই বিষয়গুলো নিয়ে?
হ্যাঁ। হ্যাঁ। আপ দিতে হবে সেটাই। <chuckles> কিন্তু শীতের কাপড়টার ক্ষেত্রে যেটা ছিল আমারকে ওইভাবে ওয়া গাইডলাইনও দেওয়া হয়নি। আমি কিছু ভাবিওনি। আমি খালি ওষুধ জিনিসপত্র, কাগজপত্র, যেটা জিনিসপত্র বলতে কাগজপত্র তো ওখানে গিয়ে দেখলাম সেটা এপ্রিল মাস হলেও। এতো শীত! মানে চিন্তাই করতে পারিনি। কিন্তু এপ্রিল মাসের শে মানে
হুম। ও! এপ্রিল মাসে তো সচরাচর দেখা যায় যে তেমন কিন্তু একটা শীত পড়ে না। তো দেশ ভেদে নিশ্চই
না ওখানে 'পহেলগাম' একটা জায়গা আছে, কাশ্মীরের শুরু যেটা শ্রীনগর থেকে। সেদিন আমরা ১ম ওখানে অ্যা রাত কাটাই। সেই শীতের কথা আমি ভুলতে পারি না। আমি দার্জিলিংএও সেইম শীত হয়েছিল আমার। এতটা না, এর থেকে একটু কম। মার্চ-এপ্রিলেও যে এত শীত!
হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, আচ্ছা মানে